অ্যা সিনেমার বিষয়টা কি? <tsk> আমি একটা example দিয়ে শুরু করি, হ্যাঁ?
হুম, হুম। অবশ্যই।
তো একটা movie আছে আ Indian বাংলা, আমরা যখন স্কুলে পড়ি তখন release হয়েছিল। মানে তখন মানে তৎকালীন সময়কার খুবই popular movie, 'পাগলু'।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ, আপনি হয়তো নাম শুনে থাকবেন বা দেখে থাকবেন। ও হ্যাঁ, হ্যাঁ। তো ওই সময়কার আমাদের generation-র ওই সময়কার মোটামুটি ভালো একটা হিট সিনেমা। তখন দেখা যাইত ওই যে, পাগলুর যে একটা T-shirt ছিল, এই T-shirt টা পরে মানে আমাদের এই যে বা senior বা একটু junior, যত ছেলেপেলে আছে মানে একটু বখাটে type-এর বা একটু দুষ্টু type-এর এরকম আরকি। তো ওইসব ছেলেপেলে দেখতাম যে, মানে এসব পরে একদম সয়লাব করে ফেলত বা যেকোন যেকোনো সময়ে দেখা যায় যে movie-র dialogue, ওই আ ফাটাকেস্টের কথা ধরেন যে, "শলা মারব এখানে লাশ পড়বে শ্মশানে," হ্যাঁ? তো এই ধরনের বিষয় আসলে সমাজে কি করে অনেক সময় একটা vibe create করে দিয়ে যায় আরকি। যে আ হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেক hit movie আ হয়তো, হয়তো সে খুব ভালো positive message নিয়ে আসে নাই ওই movie টা, বা হয়তো ওই movie টা দেখে কোন insight নেয়ার মত কিছু নাই। তারপরও সেটা আসলে মানে সমাজে অনেক সময় একটা প্রভাব রেখে যায় বা দাগ রেখে যায় যেটার impact আসলে কখন পড়বে এটা আমরা বলতে পারি না। কিন্তু ভালো movie মানেই তার একটা না একটা impact থাকতে হবে বা আ ওইরকম একটা তার একটা signature থাকতে হবে। আর গতানুগতিক movie তো হয়ই, হ্যাঁ। আপনি যদি কাইন্ডলি একটু আপনার experience টা বলেন, হ্যাঁ।
হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। অ অবশ্যই। আমি যদি হুম, আমি যদি হ্যাঁ, আমার currently experience-এ যেটা হচ্ছে আসলে
হুম।